আসলে আ এটা আপনি ভালো বলছেন যে, হচ্ছে এ আ এইরকম একটা সময় কাটে। তো ওই যে আমি সব সময় চেষ্টা করি যে, আমি যেহেতু হচ্ছে সেভাবে আমার family কে সময় দিতে পারি না বা সবার সাথে সেভাবে আ আ দেখা করতে বা কথা বলতেও পারি না। তো দেখা যাচ্ছে যে, এই যে আ ঈদ বা পয়লা বৈশাখ বা যে ছুটিগুলো লম্বা বড় যে ছুটিগুলো পাই, তো আমি সবসময় চেষ্টা করি যে, আসলে আমার পুরো পরিবারকে একত্র করার। হ্যাঁ, যারা আমার আ চাচা-চাচী আছে বা আ ফুপা-ফুফু আছে তাদের সাথে একসাথে আসলে একটা সময় কাটানোর একটা চেষ্টা করি। তাদেরকে একত্র করার একটা যে ব্যাপার আসলে আমি সবসময় চেষ্টা করি যে তারা যেন একসাথে থাকে। একসাথে একটা আমরা কমপক্ষে একটা রাত হলেও যেন একসাথে কাটাই, হ্যাঁ? একসাথে একটা সময় উপভোগ করি। এর মাধ্যমে আসলে আমাদের অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায় কিন্তু।
জি। আচ্ছা। জি। হুম। আচ্ছা। ফুপু। আসলেই। জি। জি, জি একদম। আবার

জি, একদম ঠিক বলেছেন। তো আমি হচ্ছে সব সময়ই চেষ্টা করি যে আ আ পরিবারের মানুষের সাথে একটু ক আ সময় কাটানোর জন্য। দেখা গেল যে আ সব সময় তো সেটা সম্ভব হয় না। মাসে ১ দিন বা ২ দিন কোথাও একসাথে ঘুরতে গেলাম বা বাহিরে খেতে গেলাম। তো তখন দেখা যায় যে একটা খুব ভালো একটা সময় কাটে।
উহু। হুম, হুম। ভালো একটা সময় কাটে, হ্যাঁ।
জি, আপনি কি এরকম কিছু করেন পরিবারের সাথে সময় কাটানোর ক্ষেত্রে?
হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে, আ যেটা আমি আপনাকে বললাম যে আমার ব্যস্ত জীবনে আসলে আমার পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। তবে হ্যাঁ, আমার মন অনেক চায় যে আসলে আমার পরিবারকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাই বা অ্যা কোন একটা সময় কাটিয়ে আসি একসাথে। তো দেখা যায় যে ধরুন, হচ্ছে, আ একটা উদাহরণ দিই যে ধরুন, আমরা যে weekend টা আমরা সপ্তাহে ধরুন, হচ্ছে ১ দিন বা ২ দিন ছুটি পাই। তো ঐ ১ দিন ২ দিন আসলে আমাদের মনটা চায় যে হচ্ছে একটু rest নিই। মানে শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে যাই বা আ এত মানে কোন রকম rest ছাড়াই আমরা restless একটা জীবন কাটাই। তো ঐ সময়টা আসলে মনে হয় যেন একটু ঘুমাই। যেমন এই যে গত যে weekend টা গেল দেখা যাচ্ছে যে, আ সারাদিন বৃষ্টি হচ্ছিল বাইরে তবুও আমি সারাদিনটা শুয়েই কাটিয়ে দিলাম বা ঘুমিয়েই কাটিয়ে দিলাম। তার থেকে বড় কথা হচ্ছে যে একটু শুয়ে থাকলে ধরা যাক যে এই যে social media বা mobile phone এগুলো চালিয়ে দেখা যায় সময় কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমার পরিবারের সাথে যে একটু আড্ডা দিবো এটাই হচ্ছিল না। হ্যাঁ, তো হুম।
জি। জি। আচ্ছা। জি। জি। একটু rest নিতে। জি। জি, জি। <chuckles> হ্যাঁ। আচ্ছা। জি। একদম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলেই আমরা যদি আমাদের আ কর্মব্যস্ত জীবনের সাথে আমাদের পারিবারিক জীবনের কিছুটা মিল-বন্ধন করার try করি তাহলে হয়তো আমাদের আ পরিবারের সাথেও সময় কাটানো হবে। আবার হচ্ছে আমাদের কাজের ক্ষেত্র যেটা সেটাও সুন্দরভাবে আ করা যাবে। তাই না?
হুম, হুম। হুম, হুম। আসলে দেখা যাচ্ছে যে পরিবারের সাথে একটু হাসা-হাসি বা আ কিছুক্ষণ যদি আমরা আড্ডাও দিতে পারি তাহলে হয়তোবা আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আ যেমন হচ্ছে ধরুন, আমি আমার family থেকে হচ্ছে যখন আ আমার বাবা-মা থেকে একটু দূরে থাকি। তো, তো কালকে আমার বাবার সাথে কথা হলো অনেকদিন পর যে একটু সময় পেলাম। কালকে একটু phone দিলাম বাবাকে যে কি অবস্থা। হ্যাঁ, অনেক ব্যাপার আসলে আমি যত এ মানে এই কয়েকদিন ধরে বাবার সাথে কথা হয়নি সেভাবে। তো দেখা যাচ্ছে কি আমাদের গ্রাম আমার বাবা আমার গ্রামের বাসায় থাকেন। তো দেখা যাচ্ছে যে আমি অনেক কিছুই জানিনা। এই সামনে একটা ঈদ আসতেছে তো ব্যাপার হচ্ছে যে আ অনেক ঘটনা ঘটে যাচ্ছে বা বাসায় কিরকম অবস্থা
জি। জি। হ্যাঁ, একদম ঠিক বলছেন। জি। আচ্ছা। উম জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি।
কি আছে, কিরকম, হ্যাঁ, এগুলো আসলে হয়ে উঠতেছে না।
একদম। আসলেই আ দূরে থাকলে আসলেই দূরত্বটা অনেক বেড়ে যায়। আবার হচ্ছে আমরা regular life এ কি করছি বা আমার বাসার মানুষ কেমন আছে সেটাও আমরা আসলে জানতে পারি না জি, জি একদম। আবার পরিবারের কথা বলতে গেলে আরেকটা পরিবার তো আসলে বাবা, মা, ভাই, বোন ছাড়াও আত্মীয়স্বজনদেরকে নিয়েও হয় পরিবার। তাই না? তো আমাদের যখন কোন occasion থাকে, ঈদ বলেন বা পহেলা বৈশাখ বলেন বা বি যেকোনো occasion, বিয়ে, আ তো এসব ক্ষেত্রে যখন আত্মীয়স্বজন, কাজিনরা সবাই একসাথে হয় তখন কিন্তু অসাধারণ মুহূর্ত কাটে।
হুম, হুম। হ্যাঁ, কিভাবে দিন কাটাচ্ছে, হ্যাঁ, এগুলো আসলে বুঝি, বোঝা যায়। উহু, উহু। হুম। হুম, হুম।

আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আ শুনে খারাপ লাগলো। কিন্তু আমি হচ্ছে, আ জবটা ছেড়ে দেওয়ার পরে এখন তো বাসায়ই থাকা হয়। তো আ আমি যখন খেতে বসি তখন হচ্ছে আমার পরিবারের সবাই আমরা একসাথেই খেতে বসি। তো দেখা যায় খাওয়ার সময় আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারছি। উম তাই না? তো আ বিভিন্ন বিষয়ে আ হচ্ছে আলাপ-আলোচনা করার মাধ্যমে দেখা গেল পরিবারের কেউ অসুস্থ বা কোনো একটা বিষয় নিয়ে আমাদের
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম জি, জি, জি। হুম, হুম। মানে পরিবার আর কি বিভিন্ন সমস্যা বা পরিবারে কি চলছে, উম বিভিন্ন জনের সবার মনে কি অবস্থা, এগুলো আসলে জানা যায় আসলে। একসাথে থাকলে আসলে কথাবার্তার মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান করা যায় বা কার মধ্যে কি সমস্যা হচ্ছে বা কার কি দরকার বা এরকম আর কি ব্যাপারগুলো।
জি, জি, জি। জি, জি, একদম। জি। জি, জি। একদম, একদম, একদম, ঠিক বলেছেন। আসলেই আমার মনে হয় যে আ পরিবারের সাথে সময় কাটানোটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
হুম। আসলে অনেক গুরুত্বপূর্ণ আর কি। হুম। তো আসলে হুম, বলুন।
জি। কারণ, আ হ্যাঁ, আ একটা সময় হচ্ছে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি। তখন দেখা যায় ঠিকমতো সময় দিতে পারি না, আর আমাদের একটা distance create হয়ে যায় আমাদের মাঝখানে।
হ্যাঁ, এইটা আপনি একটা ভালো কথা বলেছেন। তো আসলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে যখন হচ্ছে, পরিবারকে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে ছিল, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত ওই সময়টা আসলে আমরা পরিবারকে না দিয়ে অন্যান্য ক্ষেত্রে বা বাইরে ঘোরাঘুরি করে বা বন্ধু-বান্ধবদের সাথে কাটিয়ে দিচ্ছি। কিন্তু পরিবারকে ঠিকভাবে সময় দিচ্ছি না। এব তখন দেখা যেত যে ভাবতাম যে আস আমাদের পরিবারকে সময়ের মধ্যে অনেক সময় আছে, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিই, একটু ঘোরাঘুরি করি। কিন্তু যখন সময়টা চলে যায়, যখন একটু বড় হয়ে যাই বা আ এই যে যেটা বলেন আপনি যে professional life-এ চলে যাই তখন, তখন আসলে পরিবারকে সময় দেওয়ার মতো যে সময়টা, চাইলেও আসলে খুঁজে বের করা খুব টাফ হয়ে যায়।
জি। উম জি। বলবো হ্যাঁ। জি, জি। জি, একদম। একদম। জি। হ্যাঁ। সেটাই।